আচ্ছা, আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে, আ একটা একই গান যখন কেউ হচ্ছে ভালো অ সময় শুনছে, তখন হয়তো তার কাছে ভালো লাগছে। বাট যখন সে উম কোনো কষ্টের মুহূর্তে শুনছে, তখন তার মনে সুখটা কমে গিয়ে আবার কষ্টটা আসছে। তার মানে আসলে সব কিছুই কি তাহলে পরিস্থিতির উপরে নির্ভর করে? একই পরিস্থিতিতে হয়তো কেউ উম সুখেও থাকতে পারে, আবার হয়তো অনেকে দুঃখেও থাকতে পারে। তাহলে আ আমা আমার যেটা মনে হয় যে, সুখ আসলে আর সুখ আর দুঃখ আসলে একটা মুদ্রার এপিট আর ওপিট। আমরা কোনোটাকে আসলে বাদ দিয়ে আরেকটা ভাবতে পারবো না।
উ, জি। উ, জি। হ্যাঁ। জি। <blows air> <chuckles> একদম। হম, জি একদম। সেটাই আরকি। আ আপনি যে উদাহরণটা দিলেন যে মুদ্রার এপিট-ওপিট, এটাই আরকি ব্যাপার। দেখেন, ব্যাপারটা হলো কি যে আ কোন একজন ব্যক্তি যখন অ্যাক্সিডেন্ট করে, আমি একটু, একটু অন্যদিকে নিয়ে যাই। তো অ্যাক্সিডেন্ট করার পরে কি হয়? আ অ্যাম্বুলেন্স আসে। তো সেক্ষেত্রে আসলে অ্যাম্বুলেন্স ওয়ালা কিন্তু একটা কাজ পেলো। বা ডক্টর একটা কাজ পেল। আর যে ব্যক্তি আসলে কাজে যাচ্ছিল, স তা তার তার আসলে অ্যাক্সিডেন্টের ফলে ক্ষতি হলো। এই একটা ব্যাপার। তবে অ্যাক্সিডেন্টের ফলে একদিকে ক্ষতি হচ্ছে একজনের, আরেকজনের আরকি উপকারও হচ্ছে।
হু, হু। বুঝতে পেরেছি। হু, হু। আ হ্যাঁ। হু, হু। তবে আ আমার মনে হয় যে, আসলে <chuckles> এই ধরনের উপকার আমার মনে হয় যে সাধারণ মানুষেরা চাবে না। কারণ এতে তো আসলে অন্যের খুব হম।
এই হলো একটা ব্যাপার। হুম জি। <chuckles> অবশ্যই, চাবে আমি তো শুধুমাত্র উদাহরণস্বরূপ বা আপনাকে বোঝানোর ক্ষেত্রে আসলে আমি উদাহরণটা টানলাম। তাছাড়া আমি তা অন্য কোন উদাহরণ যে মাথায় আসেনি এটাই আসলো ১ম এ
হ্যাঁ, হ্যাঁ, জা হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো উম আ আরেকটা জিনিস যদি আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে পারিবারিক বা সামাজিক সম্পর্কের মধ্যে সুখ লাভে কি আপনার কোনো ব অভিজ্ঞতা আ সবচেয়ে বড় ভূমিকা রেখেছে?
তো, এটাই আরকি ব্যাপার। জি। উ, হুম।